জ্বি, জ্বি, জি। আবার এখন দেখবেন মানে এখন যে পরিবর্তনটা আসতেছে AI। AI দিয়ে আপনে আসলে লাইক আপনার নিজের পড়ার লেসন আপনি কাস্টমাইজ করতে পারেন। আমার ক্ষেত্রে কি হয়েছে লাইক আমি যখন ইউনিভার্সিটি তে পড়তাম, আ তখন হচ্ছে আমার লাইক রিসার্চ পেপার অনেক পড়া লাগতো। লাইক আপনার যখন ফাইনাল ইয়ারে আমাদের একটা থিসিস করা লাগতো আরকি। তো
জি। জ্বি। একদম। জ্বী। আচ্ছা, আচ্ছা। আ আচ্ছা তার মানে আপনি এ যুগের ছাত্র। আমি অনেক পুরনো। <chuckles> হ্যাঁ।
আ হ্যাঁ, হ্যাঁ, জি। হুম, জি। আ সো মানে আমি যদি আপনাকে শেয়ার করি আরকি। লাইক ওই যে AI আমি কিভাবে আসলে আমার রিসার্চ টা ইউস করছি। সো আমাদেরকেও তো নিজেকে আপডেট করতে হবে। আমরা তো লাইক একটা জিনিসের জন্য এত টাইম ব্যয় করার তো এখন সময় নাই। সবকিছু ফাস্ট চেঞ্জ হচ্ছে না সবকিছু ফাস্ট চেঞ্জ হচ্ছে না? সো, জি, জি, জি। জি, জি। জি, জি। জি, জি, একদমই। তো আমরা আসলে কি করতাম জানেন? মানে সব পেপার পড়তাম না। লাইক আমরা একটা পাবলিকেশন এর জন্য ধরেন ১০ টা বা ১৫ টা পা পেপার পড়া লাগতো বা ২০টা পেপার পড়া লাগতো। সো আমরা AI মডেল কে মানে Chat GTP কে পুরা পেপারটা দিয়ে দিতাম, ও হচ্ছে সামারাইজ করে দিত। আসলে এটার মধ্যে আর আমাদের যে পেপারের আইডিয়া এটার মধ্যে differentiate কোথায়? তো দেখেন আমরা কিন্তু ৫ মিনিটের মধ্যে বের করে পারতেছি যে আমার আইডিয়া আর ওদের আইডিয়া এর মধ্যে পার্থক্য কোথায়। কিন্তু অন্যরা পুরো পেপার পড়া লাগতো, বুঝা লাগতো দেন বুঝে, বুঝে করতো না?
কি, সেটাই। উম জ্বি। আচ্ছা। সময় নেয়, সময় নেয়। সবকিছুই দ্রুত চেঞ্জ হচ্ছে, এগিয়ে যাচ্ছে। তাল মিলতে গেলে আপনার টেকনোলজি জানতেই হবে। জি। আচ্ছা। জি। হুম। আচ্ছা। জ্বী। হুম। জ্বী। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। বুঝা লাগতো। এখন সেটা লাগছে না। পার্থক্যটা দেখে আপনি নিজের মত করে আবার করতে পারছেন। তাদের চিন্তাভাবনার সাথে নিজের চিন্তাভাবনা মিলানো যাচ্ছে। এই কোথায় গেছে না? <chuckles>
জ্বী। জ্বি, জি, জি, জি। একদমই তাই। জ্বি, জি, জি, জি। একদমই তাই, একদমই তাই। তো আপনার আ আ জ্বি আপ আপনি মনে হচ্ছে টিচার। যে টিচার হিসেবে আসলে আপনি কিভাবে মানে ছাত্রছাত্রীদেরকে আ পড়ান আরকি যে টেকনোলজি ইউস করে? আচ্ছা।
<chuckles> হ্যাঁ, আমি অ্যাডমিনিস্ট্রেশন এ আছি। আ তো হচ্ছে, যাই হোক এখানে এখন তো আপনার আ প্রজেক্টর এর মাধ্যমে যে ক্লাস নিয়ে যে কথাটা আপনি বললেন, আগে যেভাবে আমরা পড়েছি বা পড়িয়েছি সেটা তো এখন কত সহজ হয়ে গেছে। একটা বিষয় আপনি যখন দেখাচ্ছেন মনিটরে, প্রজেক্টরে, তার সাথে কিন্তু আপনি মুখে বলতে পারছেন। এবং এমনকি আপনি পাওয়ার পয়েন্ট দিয়ে সেটা হচ্ছে দেখিয়ে দিতে পারছেন। আপনার কত অল্প সময়ে বেশি বিষয় তাদের সামনে ধরতে পারছেন শুধু তাই না কিন্তু। বিষয়টা হচ্ছে আপনি সেটা মনোগ্রাহ করতে পারছেন। আকর্ষণীয় করতে পারছেন। হ্যাঁ? তো এ সেইজন্য আমরা যদি বলি যে ক্লাসে স্টুডেন্ট পাওয়া যায় না
আচ্ছা। জ্বী, জ্বী, জ্বী, জ্বী, জ্বী। জি, জি। হুম, হুম। হুম। জ্বি। হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জি। জ্বী, জ্বী। জ্বী, জ্বী, জ্বী, জ্বী, জ্বী। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী, জ্বী, জ্বী, জ্বী। জ্বী, জ্বী, একদমই।

সেটা কি সত্যিই গ্রহণযোগ্য বা নির্ভরযোগ্য হবে?
আচ্ছা আমি আপনাকে একটু জি, জি, জি, জি। আপনি খুবই ভালো একটা প্রশ্ন করেছেন যে আসলে ও তো আসলে ওর কাছে তো গ্লোবাল ডেটা। লাইক ওর কাছে অনেক ডেটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ এখন এক্ষেত্রে আসলে আমরা কি করি লাইক আমি কিভাবে ইউজ করি লাইক ধরেন আমার একটা স্লাইড বানাইতে হবে, একটা টপিক আছে। আর আমি কি, কি পড়াবো আমার কনটেক্সট ও আছে। সো আমার ওই কনটেক্সট বেসড আমাকে হচ্ছে স্লাইড বানাইতে হবে না? এখন আমার কাছে যত ডেটা আছে আমি পুরা একটা চ্যাট জিটিটি প্রম্পট কে ট্রেইন করাবো প্রথমে আমার ডেটা দিয়ে। বুঝতে পেরেছেন? দেন হচ্ছে আমি ওকে কুয়েসশন করব। তাহলে ওর অ্যানসার গুলো হবে কি আমার ডেটা বেসড।
হ্যাঁ, হ্যাঁ মনের মাধুরী মিশানোর বিষয় না যেটা সেটার ক্ষেত্রে। জি। হ্যাঁ। আচ্ছা। জি। হু, হু। হুম। হু, হু।
তাহলে কি হইল? মানে ওর অ্যানসার অ্যানসার গুলো কি আমার মনের মাধুরী যুক্তই হবে না?
হ্যাঁ সেই তো। কিন্তু ওই যে আরকি থেকে গেল প্রশ্ন থেকে গেল। সেটা আমি চিন্তা করছি আরকি যে <smacks lips> কতটা নির্ভরযোগ্য হবে তার দেয়া।
জি, জি। হু। জি, জি। আ আস্তে, আস্তে আসলে নির্ভরযোগ্যতা আস্তে, আস্তে বাড়তেছে। লাইক ১ম, ১ম কিন্তু অ্যাকুরেসি খারাপ ছিল। এখন জি, জি।
যেমন ধরেন আমি সরকারি বিধি মোতাবেক যা নির্ধারিত আছে সেরকম একটা তথ্য জানতে চাইলাম তার কাছে। সে যে যে উত্তরটা দেবে সে আমার কথা কতটুকু নির্ভরযোগ্য হবে?
জি, জি, জি, জি, জি, জি, জি, জি, জি। আসলে আপনি খুবই ভালো কুয়েসচেন করেছেন। আমরা সেম একটা সিস্টেম নিয়ে আমার কোম্পানিতে আসলে কাজ করছি। তো আপনি স্পেসিফিক রিলেটেড লাইক আপনি যদি সরকারি তথ্য জানতে চান তাহলে একটা আলাদা একটা এআই মডেল হবে শুধুমাত্র সরকারি তথ্য দ্বারা ট্রেন করা। সো ওরে
জি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ ,হ্যাঁ। আচ্ছা এই দেখেন চমৎকার একটা জিনিস জানতে পারলাম আপনার সাথে কথা বলে।
জি, জি। মানে এখন মানে বাংলাদেশী বা বিদেশি সফটওয়্যার কোম্পানি গুলো এইসব জিনিস নিয়ে আসলে কাজ করছে আরকি। তো আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলে জি।
আচ্ছা। হ্যাঁ আমারও খুব ভালো লাগলো। জানতে পারলাম টেকনোলজি বিষয়ে চমৎকার একটা সাবজেক্ট নিয়ে আমরা কথা বললাম। অনেক ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম।
জি। জি, জি, জি। জি, জি ভালো থাকবেন আর আশা করি আহা আশা করি টেকনোলজি ভালোবাসবেন টেকনোলজি।
আবারও কথা হবে আবারও হ্যাঁ, অনেক ভালো থাকবেন। অনেক ধন্যবাদ হ্যাঁ, শুভ সন্ধ্যা। ধন্যবাদ।
জি, জি, জি। আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর শুভ বিকেল ধন্যবাদ। জি। হুম
হ্যাঁ, শুভ সন্ধ্যায় চলে গেছি প্রায়।

জি। ওই Udemy তারপরে Coursera এসবের কথা বলছেন না?
আপনি নিজেকে দক্ষ তৈরি করে হ্যাঁ। জি, জি। আপনি হচ্ছে আ নিজেকে তৈরি করতে পারেন। আপনি পার্ট টাইম বাসায় বসে আপনার অবসর সময়ে কোন একটা বিষয়ে নিজেকে তৈরি করে নিয়ে সেখানে আপনি জীবিকা অর্জনের জন্য জয়েন করতে পারেন। হ্যাঁ, তো শিক্ষা তো বহুভাবে পরিবর্তন করছে। শুধু যে একটা স্টুডেন্টের একাডেমিক লাইন তৈরি করছে তা না বলেন।
আচ্ছা। হুম, হুম, হুম। হুম, হুম, হুম। হুম, হুম। একদমই, একদমই। কাজ করা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটাই, সেটাই, সেটাই আসলে। এ হুম, হুম। জি, জি, জি আমি আ জি, জি, জি। জি, জি, জি একদই তাই। আমি যদি আমার কথাও বলি লাইক আমার ইউনিভার্সিটি লাইফ এ যখন আমি ছিলাম, তখন কিন্তু করোনার সময় আমা আমাদের যে মানে দেশে একটা পরিবর্তন আসছে শিক্ষা ব্যবস্থার যে অনলাইন ভিত্তিক ক্লাস তো ওই বিষয়টা আসলে আমার সময়ও বাঁচিয়েছে অনেক আমার কাছে মনে হয়েছে। যদিও ওই সময় করোনার সময় ছিল। বাট আমার সময়টা আসলে আমি প্র্যাকটিক্যাল লাইফ এ বা আ যেটা আমার জব বা আমার মানে আমি যাই করব ফিউচার এর টাকা ইনকাম এর জন্য সেটার জন্য আসলে সময় দিতে পারতাম। পড়ালেখার বাইরে আরকি। তো এই যে সময় বাঁচানো তারপরে হচ্ছে আপনার আ সঠিক রিসোর্স পাওয়া এই বিষয়গুলো কিন্তু আসলে পার্সোনাল ক্লাস বা অনলাইন এর কারণে আসলে পসিবল হয়েছে না।
হুম। জি। জি। জি। জি। জি। জি। উম জি, জি। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। এটাতে সুবিধা হয়েছে কি প্রযুক্তি ব্যবহারেও মানুষ দক্ষ হয়েছে নিজেদের তৈরি করতে বাধ্য হয়েছে। তাই না একটা কম্পিউটার অন অফ অন করা ১ম এ তো জানতামই না তাই না তখন ছিলাম এই বিষয়ে মূর্খ যদিও এখনও তেমন কিছুই জানি না অফ-অন করতে পারি সেটাই। তো এইভাবে
জি, জি, জি। জি, জি, জি, জি, জি। হুম, ‍হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। একদমই তাই। জি, জি, জি, জি। জি, জি। জি, জি। জি, জি। উহুম। আমার মানে আমার ইউনিভার্সিটি লাইফ এ মানে আমি একটা জিনিস আপনাকে যদি একটু শেয়ার করি যে লাইক প্রযুক্তির বিষয়টা কিভাবে ধরেন আম আমরা যেহেতু আমি যেহেতু আইটি ব্যাকগ্রাউন্ড এ তো আমার ধরেন ফার্স্ট ইয়ার এ যখন আমরা ছিলাম তখন হচ্ছে লাইক প্রোগ্রামিং জিনিসটা তো সবার কাছে তখন নতুন ছিল। তো গেমিফিকেশন এর মাধ্যমে আসলে যে প্রোগ্রামিং জিনিসটা আমাদেরকে শিখাইছে। তো বিষয়টা আসলে মানে খুবই মানে লাইক আপনি ইমাজিনেশন বা ভিজুয়ালাইজেশন করে করে শিখতে পারবেন। সো ঐ এইটা যে মানে স্ক্র্যাচ কোড নামে গুগল এর একটা কোড ডট অর্গ ওয়েবসাইট ছিল। ওইটাতে হচ্ছে আপনারা মানে লাইক আ মানে ভিজুয়ালাইজেশন করে, করে কোড করা যায় আরকি। সো ওই বিষয়টা আমার খুবই ইন্টারেস্টিং লাগছে। যে লাইক কোন কিছু লার্নিং এর ক্ষেত্রে আমরা আমরা কিন্তু যেকোনো
জি, জি বলেন। জি, জি। জি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। বুঝতে হতো। হুম, হুম। হুম। আচ্ছা। আচ্ছা। আমার তো শুনেই ইন্টারেস্টিং লাগছে। আমি এখনো জানি না। <chuckles>
লাইক ধরেন আ ফিজিক্স, তারপর কেমিস্ট্রি বা আ মাথস যেকোনো কিছুরই আসলে কিন্তু একটা প্রুফ আছে না? তো ওই বিষয়গুলো আসলে গেমিফিকেশন এর মাধ্যমে আসলে লাইক ভিজুয়ালাইজেশন করে বা থ্রি ডি মডেল দেখায়ে দেখায় আপনাকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ নিবে আরকি এমন।
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রুফ করতে হয়তো। জি। ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা ইন্টারেস্টিং ব্যাপার।

হেলো? হ্যাঁ কেমন আছেন?
হেলো। জী, বেশ ভালো। আপনি কেমন আছেন?
খুব ভালো আছি। বেশ ভালো। বেশ ভালো আছি।
আপনার দিনটি কেমন কেটেছে?
খুব ভালো কেটেছে। আমার সাধারণত ব্যস্ততার মধ্যেই দিন কাটে। আর তাই আমি বলি যে ভালো থাকি কারণ ব্যস্ততাই সুস্থতা। <chuckles> যত ব্যস্ত তত সুস্থ।
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জী, জী। সেটাই, সেটাই রাইট। আ ব্যস্ততা আমি আসলে ব্যস্ত থাকার চেষ্টা করি। কোনো একটা কাজের মধ্যে থাকলে আসলে আ ডিপ্রেশন বা টেনশন টা এনক্সাইটি টা আসলে হয় না। তাই না?
আচ্ছা। আচ্ছা, আচ্ছা। জী, জী, জী, সময় পাওয়া যায় না। এই যে বলে না সবাই, মন খারাপ
হু, হু, হু, হু। একদমই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জী, জী।
ভালো লাগছে না। ব্যস্ত থাকলে এইগুলোর সময় পাওয়া যায় না। হ্যাঁ?
জী, জী। তাই, তাই। আপনি দেখবেন আমরা যে লাইক ব্যস্ত থাকার জন্য আসলে কিন্তু আমাদের কাজের প্রয়োজন। আর এই কাজ কিন্তু এখন লাইক টেকনোলজির কারণে অনেক বৃদ্ধি পেয়েছে না?
জী, জী। অবশ্যই। হু। হ্যাঁ, অবশ্যই। তবে উম কিভাবে শিক্ষা পরিবর্তন করছে বলে মনে করেন? হ্যাঁ, শিক্ষাটা পরিবর্তন
হু, হু। এই টেকনোলজি। অবশ্যই ধরেন আ লাইক আগে হচ্ছে আমরা যেমন অফলাইন এ কাজ করতাম। এখন অনলাইন এ করছি না? অনলাইন এ যে করছি এগুলো কিন্তু একটা একেকটাই স্কিল, একেকটা শিক্ষা। সো আমরা আসলে বাসায় বসেই এসব অনেক কিছু শিখতে পারছি বলেই আমরা কিন্তু বাসায় বসেই অনেক কিছু অনেক কাজও করতে পারছি। তাই না?
জী। হ্যাঁ। হু, হু। <smacks lips> মানে সময় বাঁচছে। কম সময়ে বেশি কাজ।
একদমই তাই। সময়ও বাঁচছে জী, জী। সময়ও বাঁচছে আর জিনিসটা মনে হচ্ছে প্র্যাকটিক্যাল ও হচ্ছে। শিখার বিষয়টা। লাইক ক্লাসে বসে আর শুধু বোরিং লেকচার অথবা বই পড়ার বিষয়ে সে আপনি বাসায় বসে ভিডিও দেখবেন প্র্যাকটিক্যাল জিনিস দেখবেন শিখবেন। তাই না?
হ্যাঁ, হ্যাঁ। আবার সেটাই।